আসলে মানসিকভাবে খুবই আপনাকে শক্তিশালী হতে হয়, স্ট্রং হতে হয় এইসব সিচুয়েশন টাকে ম্যানেজ করতে। আর তাছাড়া ওই যে আ আ অনেক সময় আছে না? আমরা পরিবারের কারো কাছ থেকে উপদেশ শুনি। তো আপনি কিভাবে আ এটা ডিসাইড করেন যে কার থেকে উপদেশ নিবেন, কোনটা মাথায় রাখবেন, কোনটা মাথা থেকে ফেলে দিবেন এগুলা আপনি কিভাবে মেনে নেন, ডিসাইড করেন?
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হুম, হুম আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আমি যেটা দেখি, আমার কাছে মনে হয় আমার বাবা কিন্তু অনেক বেশি মানে উনার কথাগুলো আমি বেশি মানার চেষ্টা করি। মা তো হয় দেখা যায় শুনি মার কথাবার্তা শোনা হয় কিন্তু দেখা যায় কোন না কোন ভাবে আমার ডিসিশনটা তার উপর চাপাই দি। হ্যাঁ, না, তুমি আমার কথাটাই শুনতে হবে, আমার কথাটাই রাখতে হবে। কিন্তু বাবার ক্ষেত্রে বাবা যেটা বলবে সেটাই। অ্যাঁ বাবা দেখেন যে, একটা যদি খারাপ কথা বলে যে, "হ্যাঁ তুমি এই ডিসিশনটা নিছ এটা কিন্তু ঠিক হয় না।" মুহূর্তের মধ্যেই কিন্তু খুব খারাপ লাগে। তখন বিশ্বাস করবে না এতটা বেশি স্যাড হয়ে যাই। জানি না আর কার ক্ষেত্রে কি হয়। বাট আমার ক্ষেত্রে কিন্তু খুব বেশি মানে একদম আমি স্যাড হয়ে যাই। তো ওই মোমেন্ট এ দেখা যায় আব্বুও বুঝতে পারে তো বুঝার পরে দেখা যায় এসে বলে যে, "আচ্ছা ঠিক আছে।" দেখা যায় সারারাত কথাবার্তা বলি না হ্যাঁ? তো সকাল বেলায় এসে দেখা গেলো মানে হাতটা ধরে কিংবা হচ্ছে যে মানে একটু আদর করে বলে যে, "আচ্ছা ঠিক আছে আমি তো ভালোর জন্যই বলছি। তোমাকে আমি খারাপ খারাপের জন্য কিছু বলেছি?" তো এই বিষয়গুলা থাকে। কিন্তু আমার আম্মুও অ্লওয়েজ দেখা যায় আমি যে সিদ্ধান্তটা নেই, "হ্যাঁ তুমি নিচ্ছ তো ভালোই নিচ্ছ কোন সমস্যা নেই।" কিন্তু আব্বু হচ্ছে যে ওভারঅল চিন্তা করে তারপরে নেয় তো ও আমার মনে হয় যে, বাবা-মা দুজনের উপদেশই আমি শুনি। ক যেহেতু আমার পরিবারের মধ্যে ওরা দুজনই আ আসলে আছে আর কেউ নাই তেমন তো বা বাকিরা আসলে তেমন কেউ নেই আরকি। তো আমরা এভাবেই করে মানে একজন, একজনের সাথে তাল মিলিয়ে ওভাবে চলার চেষ্টা করি আরকি ওদের উপদেশগুলা শোনার চেষ্টা করি। ভালো লাগে শুনেছি মানে আমার বাবা কখনো খারাপ উপদেশ কখনো দেয়নি এটা আমি দেখেছি। ওনার কথা যখন শুনি নাই, দেখা গেলো তখনই একটা অধঃপতনের দিকে আমি গেলাম। আর যখন থেকে শুনেছি হ্যাঁ, হ্যাঁ, এটাই আরকি। এই জিনিসটা অনেক ভালো লেগেছে আমার। মানে আমার বাবা আমার পাশে সবসময় ছিল এখনও কিন্তু একটা হু জি, জি, জি ওটাই আরকি হু।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হুম। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ <chuckles> হুম। হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ সেটাই।। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, একটা সাপোর্ট থাকা দরকার। বাবা-মায়ের সাপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট লাইফ এ এছাড়া আর কারো সাপোর্ট এ এত গায়ে লাগে না আমার মনে হয়।
হুম, হুম। না, না এটা একদম ঠিক বললেন আপনি আসলেই। আমার অনেকটাই আসলে এই জিনিসটা দিয়ে আমি আসলে গর্ববোধ করি যে না, ওরা আমার পাশে আছে, ওরা থাকবে এতটুকু বিশ্বাস আমি করি। তো ওরা কখনো আমার মানে সবাই ফ্রেন্ড সার্কেল বন্ধু-বান্ধব দেখবেন যে আপনার মানে চলে গেল কিন্তু ওরা কখনো কিন্তু যাবে না, ওরা সবসময় আপনার পাশে থাকবে। এই বিষয়টা কিন্তু আমি দেখেছি আর ফেস করেছি এই আরকি হুম।
হুম। হ্যাঁ। না, হুম, হুম, হুম। হ্যাঁ। বাচ্চা কাদাদের দন্য এটাই হচ্ছে সবচেয়ে বেশি দরকার লাইফ এ মা-বাবার উপদেষ্টা হুম। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আপনি এত গুরুত্বপূর্ণ আম অনেক উপদেশ দিলেন তাছাড়া নিজের লাইফ এর অনেক ঘটনা শেয়ার করলেন <chuckles> সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ। জি, জি এটাই। হুম, হুম ওটাই, এখন হ্যাঁ। জি।